অজ্ঞাতনামা, অজ্ঞাতনামা, না হয়তো দেখা হয়ে ওঠেনি। যদি কাহিনীটা বলেন তাহলে ভাল লাগবে জি।
হ্যাঁ এ না, না, এটা একটা হ্যাঁ এটা হচ্ছে একটা প্রবাসী জীবনের কাহিনী খুবই গরীব ফ্যামিলি বলতে পারেন। যে মারা গেছে যে লাশটা নিয়ে আসা হয় প্রত্যন্ত গ্রামে যেখানে খুব ভালো ব্যবস্থাও নেই বলতে পারেন। হ্যাঁ এমন একটা কাহিনী তারা অ্যা কি হয় প্রবাসী এরকম গরীব ফ্যামিলি থেকে যেমন যায় দেখবেন তারা কিন্তু অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। তাই না হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। আর তারপরে যদি কেউ এরকম মারা যায় অ্যান্ড সেই লাশটা নিয়ে আসা কিন্তু খুবই টাফ ব্যাপার। আবার টাকা পয়সা জোগাড় করা ই। কিন্তু সমস্যাটা হল এই সিনেমাটায় দেখা যায় যে লাশটা অনেক কষ্টের পরেও আসে। কিন্তু যাদের ফ্যামিলির যখন সেটা দাফন করতে দে যাবে তখন দেখে সেল মানে সেটা তাদের ছেলেই না আরকি।
জ্বি। জ্বী, জ্বী। জ্বি, জ্বি। জ্বি। স্বাভাবিক ভাবেই স্বাভাবিক ভাবেই। জ্বি। জ্বি। জ্বি।